রাইট। কিনে তারপর যেতেন হচ্ছে আস্ত যে জিনিসগুলো আছে, আলু, টমেটো, পটল মানে বাজারে যেমনটা পাওয়া যেত আরকি। এগুলোর দিকে। <smacks lips> এগুলো কেনার পরে দেখা যেত যে টাকায় টানাটানি পড়ে যেত, তারপর বিবেচনা করে চলে <scoffs> আসতাম আমরা। <chuckles> তো এ এইভাবেই মোটামুটি বাজার হুম?
হুম, হুম। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা বুঝতে পারতেছি যে এটা কিন্তু মানে দেখা যায় কি অধিকাংশ মিডল ক্লাস যে ফ্যামিলি গুলো আছে না? আমাদের কিন্তু সবারই দেখা যায় যে ওই জায়গাটা থাকে যে অধিকাংশ মিডল ক্লাস ফ্যামিলি তে এরকম একটা বিষয় থাকে যে বাজেটটা কিভাবে আসলে সামাল দেওয়া যায়। কিভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
মেইনটেইন করা যায়, রাইট। হুম।
তারপরে কি করলেন? মানে বাসায় চলে আসতেছেন, তারপরে বাসায় যেয়ে কি আপনার মার কাছে <scoffs> আবার বকা খাচ্ছে নাকি বাবা?
তা খেতো বটে। কারণ আ দেখা যেত যে মা যে লিস্টটা করে দিতো, ওটায় সবসময় জরুরি যে জিনিসগুলো অর্থাৎ তেল, জিরা, হলুদ, লবণ এগুলো দেওয়া থাকত। কিন্তু বাবা প্রত্যেকবার কোন না কোন জিনিস ভুলে যেতেন। আমাকে প্রত্যেকবার জিজ্ঞাসা করতেন, “এই বাবা বলত কিছু ভুলে গেছি নাকি?" আমি বলতাম যে, “আ তেল কিনেছি, জিরা কিনেছি, আলু কিনেছি, উ রসুন কিনেছি। আর না বাবা আর তো কিছু মনে পড়তেছে না।" এরপর বা বাড়িতে যেতাম। বাবার পকেটে লিস্টটা করা থাকতো কিন্তু বের করার কথাও ভুলে যেত। বাড়িতে গিয়ে দেখতাম যে পিয়াজ আনতেই মনে নাই।
জি, জি, জি। এগুলোই থাকতো। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <laughs>
এরপর মা আমাকে ৳১০ দিয়ে বলতেন, “যা ৳১০ র পেঁয়াজ নিয়ে আয়।" মানে <smacks lips> তখন আরকি পেঁয়াজের দামটা খুব বেশি ছিল না। দশ টাকা য় মনে হয় খু উ কু ১/২ কেজি মত পেঁয়াজ পাওয়া যেত তখন রাইট। তো ওই পেঁয়াজ আমি নিয়ে আসতাম বাজার থেকে আবার দৌড়াইয়া যায়া। তখন দেখা যেত যে ঐ যে মার বকুনি তো <scoffs> আসলে ফ্রিতেই পেত বাবা।
আচ্ছা। খুব কম ছিল। হুম, হুম। জি, জি, জি, জি।